আসলে এটা তো brand চাবেই তাদের product promote করা হোক। এটা brand থেকে বেশি দায়িত্বটা হওয়া উচিত celebrity র উপরে একদিক দিয়ে। কারণ কোন celebrity যদি আ তার ফ্রেন্ডদেরকে exploit করে, exploit কিভাবে করে? মনে করেন, আপনার একটা আ আপনি একজন music artist, আপনি একটা অ্যালবাম বের করলেন, আপনার ফ্যানরা এটা কিনল। আ তো সেটা একটা ঠিক আছে। কিন্তু কেউ যেমন রিসেন্টলি একটা খুবই বড় আর্টিস্ট, সে তার একই অ্যালবামের ৩২ টা variant বের করেছে। তো কোন একটা বড় ফ্যান। সে যদি ৩২ টা কিনে, তার যদি টাকা পয়সা বেশি না থাকে, অবশ্যই এটা exploitive। কারণ এগুলোর মধ্যে অনেক যে, বড় পার্থক্য আছে, সেটা না। শুধু ২, ১ টা voice memo কোনটাতে আছে। কোন একটা সিডিতে colour ডি different, কোন একটা ছ ছবিতে photo album different, এটার জন্যই।
হুম। আচ্ছা। হুম, আচ্ছা। হুম। অর্থাৎ, বাণিজ্যিকীকরণটা আসলে খুব সস্তাভাবে করা হচ্ছে যে, আসলে শুধুমাত্র আ পয়সা রোজগারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আ মানসম্মত কোন অ্যালবাম, বা একটা অ্যালবামই বিভিন্ন মোড়কে বিক্রি করা। তো এটা আসলে বেশ আ চমৎকার বললেন। এটার ক্ষেত্রে আসলে celebrity র দায়িত্বই হওয়া উচিত। তবে আ যে যেমনটা হচ্ছে দেখা যায় যে, শহরে কিন্তু প্রযুক্তির কারণে আ এই সকল celebrity আ কালচার বা, এটার প্রভাব কিন্তু বেশি দেখা যায়। তবে ইদানিং গ্রামের দিকে কি আপনি খেয়াল করেছেন যে, প্র প্রভাবটা পড়ছে কিরকম? বা বাড়ছে কিনা?
একদম। হু, হুম, জি। অবশ্যই। হু, হুম, হুম। হ্যাঁ। না গ্রামের দিকেও পাচ্ছে। কারণ একটা সময় কিন্তু আপনি শুধুমাত্র celebrity দের জীবনের source পেতেন আপনি আ পেপার পড়ে। তো পেপার সবাই হয়তো পড়তও না। সবাই হয়তো রাখতোও না। এখন আপনি পাশে বসে, বসে আপনি ঢাকায় থাকুন, বা অজপাড়ায় একটা গাঁয়ে থাকুন। আপনি সব জায়গায় কিন্তু celebrity দের সম্পর্কে জানতে পারছেন। যেকোনো প্রান্তে থেকে আপনি এখন যেকোনো তথ্য জানতে পারবেন। সেই কিন্তু একটা situation হয়ে গিয়েছে এখন। তো এটাই একটা বড় সমস্যা হতে পারে। কারণ প্রচুর প্রসার যায়। আপনি যে, কাজটাই করুক না কেন সেই celebrity, আ গ্রামে বা প্রত্যন্ত জায়গা থেকেও মানুষ জানতে পারে।
হুম। আচ্ছা, মানে দেশের যে, কোন প্রান্তেই থাকুন না কেন, আপনি আসলে হ্যাঁ। হুম,

উম হ্যাঁ, এরকমও দেখেছি। যেমন দেখা যাচ্ছে যে, এখানে প্রচুর সেলিব্রিটি আছে, যারা কিন্তু ডিরেক্টলি ডোনেশনের সাথে কাজ করে, বা এরকম টাইপের আ কাজ করে। যেমন দেখা যাচ্ছে যে, একটা ডিজিজ আছে, যেটা হচ্ছে আ আলঝেইমার ডিজিজ। তো এখন হচ্ছে যে, "ব্যাক টু দ্য ফিউচারে" যে মাইকেল জে ফক্স নামে যে অ্যাক্টর ছিল, এক আ খুবই বিখ্যাত একটা মুভি। তো তার কিন্তু আসলে এ এই আ রোগটা আছে, আসলে। আ যে তার শরীরের একটা অংশ সে নাড়াতে পারে না, বা এরকম টাইপের একটা রোগ আছে। তো যখন এরকম হয়, সে কিন্তু আ কয়েক ১ বিলিয়নের বেশি ফান্ড রেইজিং করেছে। শুধুমাত্র এ পার তার আসলে পারকিনসনস ডিজিজ, আলঝেইমার না। তো সেই রোগটার জন্য কিন্তু সে ১ বিলিয়নের বেশি ফান্ড সে রেইজ করেছে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে। তো এটার যে গবেষণা, সেটা কিন্তু সে অনেক ভূমিকা রেখেছে। কারণ, তাকে দেখে মানুষের মধ্যে একটা কষ্ট হয়েছে যে, আহারে, <smacks lips> এরকম টাইপের। আবার এরকম আরো অনেক রো আ আছে। যেমন আ জি, গাজা বা প্যালেসড যে সেটার মধ্যে কিন্তু অনেক, আ সেলিব্রিটিরাই কিন্তু, যেমন, একটা শিশুদের একটা আ আ খুবই শিশুদের মধ্যে অনেক পপুলার যে, মিস রেচেল নামে একটা সেলিব্রিটি আছে। জি।
হুম। আচ্ছা। আচ্ছা। হুম। অর্থাৎ, সমাজে এই যে হুম। অর্থাৎ, অনেক সেলিব্রিটি আসলে সমাজের জন্য কাজ করছেন, বা যখন কেউ অসুস্থ, বা কেউ আসলে নিপীড়িত হচ্ছে, বা দেখা যাচ্ছে অনেকে কষ্টে আছে, তাদের জন্য কাজ করছে। এবং তারা আসলে সমাজে একটা ভালো বার্তা পৌঁছে দিচ্ছে বা সমাজে সবার ভালো করার চেষ্টা করছে। তো, অ্যা এটা তো আসলে একটা পজিটিভ দিক গেল। তবে ব্যক্তিগত জীবনে আপনার আসলে এরকম পছন্দের সেলিব্রিটি কারা? বা আসলে আপনি তাদের কিভাবে ফলো করেন? বা তাদের কোন জিনিসটা আপনার ভালো লাগে?
হ্যাঁ। হু, হু। জি। হু, হু। একদম ঠিক বলেছেন। হুম। হু, হু।